সেদিন বাহিরে বৃষ্টি হচ্ছিল। আসলে অফিসের সময়টাও ঠিক শেষ হয়ে গিয়েছিল। তো হুট করে মনে হয় যে একটু বৃষ্টিতে ভিজি। তো কোন রকম ভিজে টিজে বাসায় আসলাম। আসার পর ভাবছিলাম যে ভালোই লাগলো। তো পরের দিন থেকে হুট করে এত পরিমাণ জ্বর শুরু হয়ে গেলো। তো বেশ একটা ভালো গেলো না ৩, ৪ দিন খুব খারাপ গেলো। তো যখন অসুস্থতা বা একটু ঠিক হতে শুরু করলাম, তখন না অসুস্থতার সাথে এ মানসিক যে একটা প্রেশার সেটাও হচ্ছে কারণ অ্যা ৩ ৪ দিনের যে অনেকগুলা কাজ জমে গেছে। আবার সঠিকভাবে যে আমি বিশ্রাম নিব, একটু খাওয়া-দাওয়া করব বা একটু চলাফেরা করবো, হ্যাঁ সেটা না কোনোভাবেই হচ্ছে না। দেখা যাচ্ছে অসুস্থতার জন্য কাজ জমে যাওয়ার কারণে মানে শারীরিক যে অসুস্থতা থেকে উঠলাম আবার মনে হচ্ছে যে এবার মানসিক অসুস্থতায় এবার ঢুকে গেলাম। এ নিয়ে না খুব একটা জরাজীর্ণ একটা অবস্থায় আছি, কী করব, অ্যা বারবার মন খারাপ হয়ে যাচ্ছে যে এতদিনের কাজ কীভাবে করব? হ্যাঁ, আবার দেখা যাচ্ছে শরীলটাও যে একটা শক্তি নিয়ে কাজ করবো, সেটাও না হয়ে উঠতেছে না। এ নিয়ে না খুব খারাপ লাগতেছে, কী করব? বুঝতে পারতেছি না।
আচ্ছা। আচ্ছা। আপনার কথা শুনে কিন্তু বোঝা যাচ্ছে যে আপনি একটু মানসিকভাবে বিপর্যস্ত। বিশেষ করে এ যেমনটি বলছিলেন, যে আ বৃষ্টিতে হঠাৎ করে ভেজার পরে আপনার জ্বর হয়েছে। এবং সেখান থেকে আপনাকে কিন্তু, দেখা যাচ্ছে যে কাজ জমে গেছে। সেটা নিয়ে যেমন চিন্তা করছেন। জ্বর বা এরকম হঠাৎ বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে জ্বর হওয়া। এরপরে কিন্তু আসলে শরীরে একটু বিশ্রাম প্রয়োজন হয়। তবে আপনার কি মনে হয়, আ এ কয়দিন আপনি জ্বরের পরে, পর্যাপ্ত বিশ্রাম কি নিতে পেরেছেন? বা আসলে আপনার শরীরে এখন জ্বর বা অন্য কোন ঠান্ডাজনিত অসুখ আছে কিনা?
জ্বি। না। আসলে জ্বরটা ঠিকঠাক মতো body temperature ঠিক হয়ে গেছে। কিন্তু একটা যে শোদ কাশিটা আছে সেটা লেগেই আছে। আ কখনো, কখনো মনে হচ্ছে যে, অতিরিক্ত কাশের ফলে বমি, বমি ভাব হচ্ছে। আ বেশ একটা যে খারাপ লাগবে, অ্যা খারাপ লাগতেছে, কোনো কাজে মন বসতেছে না। আবার দেখা যাচ্ছে যে, উম কোথাও যখন আমি একটু চিন্তা করলাম যে, কয়েকদিন তো বাসায় ছিলাম অসুস্থতার কারণে। ভাবলাম একটু বাহিরে গিয়ে উম বাজারে যাই। একটু কোনো ওষুধ বা কোনো খাবার-দাবার কিনে নিয়ে আসি। এই বাইকটা যখনই বের করলাম মনে হচ্ছে না, আমার গায়ে কোনো শক্তি নেই। আমি কোনোভাবেই পারবো না বাহিরে যেতে। এ্যা মানে মন চাচ্ছে, আবার পারতেছিনা শারীরিকভাবে। য যেমনি হ্যাঁ, একটু দাঁড়ায় থাকতে পারতেছি। আ কোনো কিছু শুনতে পারতেছিনা না। অ্যা দেখা যাচ্ছে কোনো কোলাহল ভালো লাগতেছে না। আর নিজেকে না খুব সংকীর্ণ মনে হচ্ছে। আর সংকোচ মনে হচ্ছে। এ্যা শারীরিকভাবে যে একটা সুস্থতা। এ এটা এখনো হয়নি আরকি। অসুস্থতা থেকেই আছে, দুর্বলতা একটা থেকেই আছে আরকি।
আচ্ছা। আচ্ছা অর্থাৎ আচ্ছা। অর্থাৎ এই যে জ্বর হওয়ার পরে আপনার শরীর এখনো সম্পূর্ণরূপে recover করেনি। বিশেষ করে যেমনটি বলছিলেন আপনার কিন্তু এখনো ক্লান্ত লাগছে বা আসলে অসুস্থতা অনুভব হচ্ছে। তবে এই জ্বর হওয়া বা এই যে বলছিলেন যে কাশি লেগে আছে, এর জন্য কি আপনি কখনো ডাক্তার দেখিয়েছেন? বা কোনো ওষুধ কি খেয়েছেন কিনা? যেমনটি বলছিলেন যে আসলে আপনার জ্বর সেরে গেছে কিন্তু বিভিন্ন ঠান্ডাজনিত লক্ষণ কিন্তু এখনও রয়ে গেছে। এরকম কি কোনো ওষুধ বা ডাক্তারের পরামর্শ নেওয়া, এটার কি সুযোগ হয়েছে?
জি। আ আসলে এই যে জ্বরটা হয়েছিল, অ্যা পরে আমি জানতে পারলাম ডক্টর দেখাইছিলাম যে এটা seasonal flu আ জ্বর, আ fever তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা ৬-৭ দিন থাকে। তো আসলে আমার অফিসে চাপ থাকার কারণে আমিই ডক্টরকে চাপ দিয়েছিলাম যে আসলে খুব দ্রুত সুস্থ হওয়ার জন্য আমাকে একটু বেশি করে ঔষধ দেন। অ্যা আমি একটু সুস্থ হই যাতে অফিস যেতে পারি। অ্যা তো পরবর্তীতে কি যে দেখা যাচ্ছে হিতে-বিপরীত হয়ে গেলো। সেটা হলো অ্যা তেমন একটা খাওয়ার রুচি না থাকাতে যে আমি পুষ্টিকর খাবারগুলা খাবো সেটাও আমি খেতে পারিনি। আ শুধুমাত্র দেখা যাচ্ছে ঔষুধ খাওয়ার মতো একটু খাবার খেয়েই কোনরকম আবার বমি-বমি ভাব হচ্ছে। এইরকম অবস্থা নিয়েই আমি ঔষুধ খেয়েছিলাম। তো এই ঔষুধগুলায় কিন্তু অনেক, অ্যা দেখা যাচ্ছে পাওয়ার হওয়ার কারণে এ শারীরিক যে একটা maintain এর যে ক্ষমতা, এ সেটাই কিন্তু আমি করতে পারিনি। আ সেক্ষেত্রে না অসুস্থতার আ যে সুস্থ হয়েছি, আ সেটা মনে হচ্ছে সুস্থ হয়েছি, অ্যা কিন্তু এ যখন হাঁটাচলা করতে যাচ্ছি তখন বারবার মনে হচ্ছে যে আমি মনে হয় এখনও অসুস্থতায় আছি।
আচ্ছা। আচ্ছা। আপনার বুঝতে পারছি। এই যে বলছিলেন যে আসলে আপনি অনেক বেশি ওষুধ খেয়েছেন। বা আ ডক্টর কে অনেকটা চাপ দিয়েছেন যে আসলে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু, দেখা যাচ্ছে কখনো এরকম মারাত্মক আ ও সমস্যা হলে বা আ খুব আ বেশি পাওয়ারের ওষুধ খেলে শরীর কিন্তু দুর্বল হয়ে যায়। তবে এরকম জ্বর বা ঠান্ডাজনিত রোগের পরে শরীরের কিন্তু যেমন বিশ্রাম প্রয়োজন, শরীরকে আসলে স্বাস্থ্য পুনরুদ্ধারের সুযোগও কিন্তু দিতে হবে। সেই ক্ষেত্রে যেমনটি আপনি বলছিলেন যে আসলে আপনার অফিসের কাজ অনেক বেশি আছে। তবে আপনাকে কিন্তু এটাও মাথায় রাখতে হবে। যে আপনি যদি সুস্থ না থাকেন বা যদি আসলে নিজের শরীরের যত্ন না নেন, তখন কিন্তু অফিসে যেয়ে আপনার দেখা যাচ্ছে যে অসুস্থতা বৃদ্ধি পাবার বা আসলে আ শরীরে আ নতুন করে এই রোগগুলো ফিরে আসার একটা সম্ভাবনা চলে আসতে পারে। তো আপনার কি মনে হয়? আপনি অফিসের ম্যানেজমেন্ট এর সঙ্গে যারা জড়িত, তাদেরকে যদি আপনার এই যে অসুস্থতার কথা বলেন। সেক্ষেত্রে আপনার যে কাজের চাপটা আছে সেটা কি একটু কমানো সম্ভব হবে? অথবা কোন ছুটি কি পাওয়ার সম্ভাবনা আছে কিনা?
উম জি। উম জি। হ্যাঁ। আমি ছুটি পেয়েছি কিন্তু উম আমাকে অ্যা আমি বলার সঙ্গে সঙ্গে ছুটি দিয়েছে। অ্যা কিন্তু আমার বস বলেছে যে আপনি আমাকে বললো আমি যখন ফোন দিয়ে inform করলাম, মেইল করলাম। অ্যা তখন আমাকে বললো যে "হ্যাঁ আপনাকে ছুটি দেওয়া হলো। আপনি যে কয়দিন অসুস্থতায় থাকবেন। কিন্তু আপনি যে রিলেটেড কাজগুলা করেন।" অ্যা দেখা যাচ্ছে আমার ক্লায়ন্ট যেগুলা আছে, সেগুলা আমার কাছেই আসে। অ্যা বা আমার এছাড়া হবে না। তাদের segi signature বলেন তাদের অ্যা signature গুলা বলেন, তাদের <swallows> আ ফাইলগুলা বলেন, সব মাত্র আমার ডেস্কেই আছে। এবং সেটা লক করা পার্সোনাল থাকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ক্লায়েন্ট কাজগুলা কিন্তু আমাকেই করতে হবে। আর প্রতিদিনের যে এত কাজের প্রেশার থাকে। উম যে অন্যরকম, তো সেটা ৬-৭ দিনের যখন ৩-৪ দিন হয়ে গেছে। আরো ২-৩ দিন মনে হচ্ছে যে অফিস যেতে পারব না। অ্যা তখন আরো মনে হচ্ছে যে আসলে অ্যা শরীরটা কোনরকম যদি সুস্থ হতেও পারি, কিন্তু অফিস যেতেও পারি, তাহলে মনে হচ্ছে মানসিক প্রেশারটা বেড়ে যাবে। অ্যা এইটা নিয়ে না মনের ভেতর মনের ভেতর যে অসুস্থতা বা শারীরিক যে অসুস্থতা, উম তখন আরও মনে হয় বৃদ্ধি পাচ্ছে। যে আসলে কী করব? অ্যা চাচ্ছি যে অফিসে যেয়ে কাজগুলো তাড়াতাড়ি সম্পন্ন করতে যাতে মানসিক প্রেশারটা না হয়। অ্যা কিন্তু না মানে খাবার যে খেয়ে শরীরটাকে সুস্থ রাখবো। উম দেখা যাচ্ছে, হাই প্রোটিন যুক্ত যে খাবারগুলা বা ফলের জুস আ হাঁটাচলা একটু করব। মানে সেটা যে করব আ সেটার মন হচ্ছে। কিন্তু আমি যে বাস্তব ক্ষেত্রে যে করতে পারতেছি হ্যাঁ, খেতে মন চাচ্ছে অনেক কিছু। দেখা যাচ্ছে অসুস্থতার পরে যখন সু একটু সুস্থ হচ্ছি। অ্যা তারপরেও তো অসুস্থতা লেগেই আছে। মনে হচ্ছে যে আমি এটা খাবো, ওটা খাবো, খিদা লাগতেছে। অ্যা কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে যা অ্যা কোনো কিছু আমি স্মেল-গন্ধ নিতে পারতেছি না। অ্যা সবকিছুতে অরুচি মনে হচ্ছে, খেলেই মনে হচ্ছে বমি করব। আর মাথা ব্যথা তো এর সঙ্গে লেগেই আছে। যে দেখা যাচ্ছে আমি একটু বসে আছি, উম হুট করে মনে হচ্ছে মাথার চক্কর দিতেছে না আমা আবার শুতে হবে। অ্যা মানে খুব খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি।
আচ্ছা। হুম। অবশ্যই এবং আচ্ছা। আসলে আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে যে আপনার কাজ এবং এই যে শারীরিক যে একটা অসুস্থতা। এবং অসুস্থতার পরবর্তী যে আসলে স্বাস্থ্য পুনরুদ্ধারের যে প্রক্রিয়াটা। সবগুলো মিলে একসঙ্গে কিন্তু জটিল একটা সমস্যার মধ্যে আপনি পড়েছেন। এটা কিন্তু বেশ দুঃখজনক। তবে আপনি কিন্তু আসলে নিজের উপরে এতটাও কঠিন হবেন না। যেমনটি বলছিলেন যে আসলে কাজগুলোতে আপনারই প্রয়োজন বা আপনাকে আসলে ছুটি দেওয়ার পরেও অনেক কাজ আপনাকে দেখতে হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আ এটা মনে রাখতে হবে যে আসলে সবার আগে কিন্তু আপনার নিজের স্বাস্থ্য। যেমনটি বলছিলেন যে আসলে এখন খেতে ইচ্ছা করছে, বা দেখা যাচ্ছে বিভিন্ন খাবার খেতে ইচ্ছা করলেও মুখের রুচি না থাকার কারণে কিন্তু আপনি যেমন খেতে পারছেন না। বা শরীরের পর্যাপ্ত বিশ্রাম কিন্তু হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে আ সামনে যে কয়টি দিন আপনার ছুটি আছে। এই ছুটির দিনগুলো আপনি কিন্তু চাইলে পুরোপুরি আসলে নিজের স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য ব্যয় করতে পারেন। বিশেষ করে একটি রুটিন করে। সেখানে দৈ এ দিনের একটা সময় আপনি কিন্তু অফিসের কাজের জন্য রাখতে পারেন। আর বাকি সময়টা কিন্তু পুরোপুরি বিশ্রাম। আ আপনার কি মনে হয়? আচ এই যে বিশ্রাম করা বা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অফিসের কাজগুলো কারো সঙ্গে যদি একটু আপনি শেয়ার করে নিতে পারেন। বা কোন সহকারী, আপনার কোনো কলিগ বা পরিবারের কোন সদস্য। তাদের কি সাহায্য নেওয়ার কোন সম্ভাবনা আছে?
উম জি। আসলে ব্যাপারটা হলো যে এই কথা নিয়েও আমি চিন্তা করেছিলাম এবং আমার যে স্ত্রী আছে হে সেও আমাকে বলেছিলো যে আসলে আমার অফিসে যে কাজগুলা জমে গিয়েছিলো আ সে বললো যে যদি অফিসে গিয়েও যদি খারাপ লাগে কখনো সুস্থতা হওয়ার পরেও আ তখন আমাকে কিছু কাজ আবার বাসায় এনে আবার সে করে দিতে চাইছে। আ কিন্তু ব্যাপারটা হলো কী? এ যে এই যে বিশ্রাম নিব অসুস্থতার পর্যায়ে বিশ্রাম নিব মানে সেটা না হয়ে উঠতেছে না। কারণ আ দেখা যাচ্ছে আমরা তখনই বিশ্রাম নিচ্ছি আ যখন কিন্তু আমাদের শরীরে অনেক কাজ করা হচ্ছে অ্যা বা কোনো অ্যা বেশি প্রেশার হয়ে যাচ্ছে তখন কিন্তুক আমরা রেস্ট নিচ্ছি। কিন্তু অসুস্থতার পলে দেখা যাচ্ছে সবসময়ে জ্বরের মধ্যে শুয়েছিলাম। দেখা যাচ্ছে কখনো উঠতে পারিনি, তো সেক্ষেত্রে না শরীলটা চাচ্ছে না যে শুয়ে থাকি। একঘেয়েমিতে ভালো লাগে না। মনে হচ্ছে যে মুক্ত হা আ মুক্ত বাতাসে গিয়ে একটু বাহিরে বসে থাকি। কিন্তু যখনই যাচ্ছি আ তখনই খারাপ লাগতেছে। আবার মনে হচ্ছে যে একটু শুয়ে থাকি একটু বিশ্রাম নেই, রেস্ট করি। উম তাহলে সুস্থতা তাড়াতাড়ি কেটে যাবে অ্যা কিন্তু তারপরও না হচ্ছে না। শারীরিকভাবে আ হচ্ছে না, মন চাচ্ছে, বাহিরে থাকি, শরীল চাচ্ছে, ভিতরে চাচ্ছি থাকি। মানে এ নিয়ে না একটু দোটানার মধ্যে যে আবার নতুন করে যে recovery করব খুব উম সহজে অ্যা সেটা না হচ্ছে না আরকি। এ নিয়ে এ খুব খারাপ লাগে। ডক্টরের কাছে গিয়েও ডক্টর বলে ঔষুধ আর দেয়া যাবে না কারণ আপনি শারীরিকভাবেও অনেক দুর্বল হয়ে গিয়েছেন। আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে। আবার বলতেছে যে রুচির আপনি কোনো কিছু দেন যাতে আমি খেতে পারি। তো তখন তারা বলতে বলতেছে যে এই যে রুচির ফাইলগুলো আবার অনেক ক্ষতিকর। অ্যা যেগুলা <clears throat> এই, এইজন্য আরকি ভয়ে যে কোথাও কিছু করব অ্যা সঠিকভাবে যে ঘুমাবো, অ্যা যে ঘুম যাবো সেটাও কিন্তু হচ্ছে না। মানে দুর্বলতার সাথে অসুস্থতার পরে যে মনে হয় দুর্বলতার মানসিক বি depression ব্যাপারটা অ্যা এটা হচ্ছেই আরকি। আর বিশ্রাম নেওয়ার ব্যাপারটা তো মনে হয় দূরেই চলে যাচ্ছে আরকি আমার লাইফ থেকে।
আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। বেশ বুঝতে পারছি। এক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আপনার চারপাশের যে আবহাওয়া সেটার কিন্তু একটু পরিবর্তন আনতে পারেন। বিশেষ করে গ্রামে যাওয়া বা দেখা যাচ্ছে যে কোনো আ পছন্দের জায়গাতে যাওয়া এবং সেখানে যে বিশ্রাম নিলে দেখা যাবে মনটা কিন্তু আসলে আ ভালো হয়ে যাবে। যেমনটি বলছিলেন যে আসলে আপনার বিছানায় থেকে বা জ্বরে আসলে যখন আপনি বিছানায় পড়ে গিয়েছিলেন সেইক্ষেত্রে কিন্তু আপনাকে বেশ আ অনেকদিন শুয়ে বসে থাকা হয়েছে এবং এই কাজটি কিন্তু এখন বেশ একঘেয়ে লাগছে। সেক্ষেত্রে নতুন জায়গায় গেলে দেখা যাচ্ছে যে প্রকৃতির মাঝে থাকলে মন কিন্তু ভালো হয়ে যায়। তবে যেমনটি বলছিলেন যে আসলে এখন কিন্তু আ আপনি বাইরে চলাফেরা করতে যেয়ে একটু ক্লান্ত বোধ করছেন সেই ক্ষেত্রে আসলে আ পরিবারের অন্য কোনো সদস্যকে সাথে নিয়ে যাওয়া এবং নিতান্তই কিন্তু বিশ্রামের জন্য যাওয়া যেতে পারে। আর যদি এই ধরনের শারীরিক সমস্যা পরবর্তীতেও সামনের দিকে চলতে থাকে, আপনি কিন্তু চাইলে ডাক্তারের বা কোনো একজন আ counselor এর সঙ্গে কথা বলতে পারেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ নিজের মনকে কিন্তু শান্তি দেওয়া এবং পাশাপাশি যেমনটি আসলে বলছিলেন যে আ আপনি ওষুধ অনেক খেয়ে ফেলেছেন সেই ক্ষেত্রে আসলে আ এই যে নিজের আ রুটিন বা দেখা যাচ্ছে চারপাশের আবহাওয়ার একটু পরিবর্তন করে পর্যাপ্ত বিশ্রাম এবং পুষ্টিকর খাবার খেলে কিন্তু দেখবেন আপনার শরীর ঠিক হয়ে গেছে।
আচ্ছা। জি। জি, একটা সময় ভেবেছিলাম যে আসলে কী করব? কোথায় কী করব? এই যে আপনি ঘুরতে যাওয়ার যে পরামর্শটা দিলেন, আমাকে খুব ভালো লাগলো এখন মনে হচ্ছে মনটা চাঙ্গা হয়ে গেলো। এখন মনে হচ্ছে আমি সুস্থ হতে পারব, ধন্যবাদ আপনাকে পরামর্শের জন্য।